আমি আসলে mainly crafting এর কাজ করি। যেরকম আ যেকোনো ফেলনা জিনিস দিয়েই কিছু একটা বানানো যায়। যেরকম বাসায় অহরহ আমরা বোতল ফেলে দিই। এটা দিয়ে খুব সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি করা যায়। আ এইসব দিয়েই আসলে। তারপরে টুকরো কাপড় দিয়ে জুয়েলারি। এ এগুলো সবকিছুই কিন্তু আমার সামাজিক মিডিয়ায় থেকেই শেখা এবা আইডিয়া গুলো পাওয়া।
<chuckles> আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। বুঝতে পেরেছি। মানে হচ্ছে যে জানতেন হয়তো বা আগে থেকেই বা কাজ করার যে একটা দক্ষতা এটা নিজের মধ্যে ছিল। কিন্তু মানে আইডিয়াটা এবং কিভাবে এটাকে দেখা গেলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি।
হুম, হুম। আই কখনো একই কাজ কত রকমভাবে করা যায়। সেই আইডিয়া গুলো। আসলে ১ম তো YouTube এই দেখলাম। এরপরে আমার কাছে এখন মনে হল যে না, এ্যার Pinterest আ আরো বেটার। মানে Pinterest থেকে আরও অনেক ধরনের আইডিয়া পাওয়া যায়। এবং খুবই সুন্দর, সুন্দর। তো এই দুটাই আমার বেশি হেল্প করেছে আসলে।
মানে উপকার করেছে। আচ্ছা বুঝতে পেরেছি। না খুবই ভালো লাগলো যে এই যে, নিজের মধ্যে যে একটা সৃজনশীলতা ছিল হয়তো বা আ কিন্তু <chuckles> আসলে প্রকাশের মাধ্যমটা অনেকেই পায় না। তো এই যে সামাজিক মিডিয়া গুলো যেগুলো রয়েছে, আপনি বলছিলেন যে, অ্যা YouTube এ আপনি সবসময় ভিডিও আপলোড করতেন বা সেখান থেকে দেখতেন বা অনেকে দেখা যায়, FaceBook এই কিন্তু ভিডিও আপলোডিং বা ঐখান থেকেও
জ্বী। হুম। জ্বী, যখন আ FaceBook এও তো খুবই এভেইলেবল। জ্বি।
জ্বী, জ্বী। তো আপনি কি FaceBook use করেন নাকি শুধু YouTube?
না, না, আমি FaceBook ও ইউস করি। কিন্তু সৃজনশীল কাজের ক্ষেত্রে যেই প্রভাব করার বিষয়টা, এটা কিন্তু সৃজনশীল কাজের যেকোনো ধরনের ভিডিও, এগুলো কিন্তু সূচনাটা আমার আ YouTube থেকেই হয়েছে। অ্যা এখন ইদানিং দেখি যে FaceBook এ অনেকে পেজ খুলে এগুলো টিউটোরিয়াল দেয়। কিন্তু মেইনলি YouTube থেকেই দেখেছি।
হুম, হুম। YouTube থেকে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি।

<chuckles> আচ্ছা, আচ্ছা। তো আসলে ১ম যে একটা ব্যাপার ছিল যে অ্যা বা ১ম যে আপনি কাজটা করেছেন নিজের সৃজনশীল কাজটাকে আসলে একটা জায়গায় রূপ দিয়েছেন এবং ভিডিও আপলোড করেছেন, তো ওই স্মৃতিটা আসলে আপনার কেমন ছিল? মানে অনুভূতিটা কেমন ছিল ওই সময়টাতে?
হুম। জ্বী, জ্বী। হুম, হুম। হুম, আসলে প্রস ১ম তো একেবারেই পরিচিত মানুষজনের মধ্যে। এখনও বলা যায় পরিচিত মানুষজনের মধ্যে। ১ম আমি আসলে কাগজ দিয়ে কাজ শুরু করি। আমি কাগজ দিয়ে একটা বানিয়েছি হ্যাঁ, হ্যাঁ কাগজ কেটে, কেটে কাগজ রোল করে এবং আমার কাছেই জিনিসটা খুব ভালো লেগেছিল। তারপর সেটার ছবি তুলে এটা আমি YouTube থেকে আইডিয়া পেয়েছিলাম। আর সেটার ছবি তুলে আমার Facebook এ যে পার্সোনাল অ্যাকাউন্ট ওখানে পোস্ট করেছি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কাছের মানুষজনরাই খুব প্রশংসা করেছিল তখন।
আচ্ছা, আচ্ছা। কাগজ কেটে, কেটে। হুম। হুম। সেখানে আপলোড করেছেন। বুঝতে পেরেছি। ও আচ্ছা। ওইযে আপলোড করলে দেখা যায়, অনেকে যে কমেন্টস করে এটা নেগেটিভও হইতে পারে বা পজিটিভও হইতে পারে। অ্যা সেক্ষেত্রে আসলে অনেককে দেখি যে নেগেটিভ কমেন্ট পেয়ে মন খারাপ করে কাজ ছেড়ে দেয়। আবার পজিটিভ কমেন্ট গুলো উৎসাহমূলক যেগুলো, এগুলো থেকে উৎসাহ পায়। তো আপনি আসলে কোন ধরনের কমেন্ট পেয়েছিলেন সেই ভিডিও গুলো থেকে?
একদমই। হুম। জ্বী। আমি আসলে অ্যা সৃজনশীল কাজের ক্ষেত্রে সব অ পজিটিভ কমেন্টই পেয়েছি। আমি কোনো নেগেটিভ কমেন্ট আসলে ওইভাবে পাইনি। আ খুব নেগেটিভ কমেন্ট বলতে খুব rare ১ টা ২ টো হয়তো মানে জিনিসটা হয়তো তাদের ভালো লাগেনি
আচ্ছা, আচ্ছা খুবই ভালো কথা। <chuckles> হ্যাঁ, তারা হয়তোবা যে ঈর্ষান্বিত হয়ে। তাই না? <chuckles>
তারা হচ্ছে মানে হা-হা রিঅ্যাক্ট দিল বা হা হা যেই মিম আত মিম না সরি ইমোজি আছে ওটা দিল। এতটুকুই, আমি বাজে কোনো কমেন্ট পাইনি আসলে।
ও! জ্বি, জ্বি বুঝতে পেরেছি। না এটা হইলে কি যে উৎসাহিত করার একটা অভাব থাকে মানসিকতারও ব্যাপার। তো সেক্ষেত্রে আসলে আপনি যে কাজগুলো করতেন, এগুলো কি একাই করতেন নাকি আসলে কারোর হেল্প নিয়ে, নিয়ে কাজটা করেছেন?
হুম। না আমি এই সৃজনশীল কাজের সবকিছুই আসলে একদমই একা করেছি। আ ওইভাবে হেল্প নেইনি। তবে সৃজনশীলতা যে আমাদের ফ্যামিলিতে নাই এরকম না। আ মানে ঐটাকে আস আলাদাভাবে হয়তো তখন মানে আমার মা আমার নানীদের সময় আলাদাভাবে এরকম ক্রিয়েটিভ আইডিয়া এভাবে দেখা হতো না। তখন, তখন আসলে ভাবা হতো এইগুলো সবাই পারে। যেরকম কুরুশের কাজ, সুঁই-সুতার কাজ এগুলো সবাই পারবে। এটাই ভাবা হ হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। জ্বি। মানে একেকটা একেক রকম। জ্বি। তো আসলে ওইযে অনেক সময় বলা হয় যে Facebook এ যে আপনার মানে অ্যালগরিদম একটা ব্যাপার রয়েছে, যে মানুষ যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা মানে যে ব্যাপারটা সে মনে, মনে চায় তো পরবর্তীতে কিন্তু ঐ ধরনের ভিডিও দা বারবার তার সামনে আসে। এবং এতে করে কিন্তু সে কিন্তু প্রভাবিত হয়। তো আপনি যখন আসলে এই যে YouTube বা Facebook এ আপনি যখন নিজেকে একটু সময় দেন, তো আপনি আসলে যেই ধরনের কাজ আপনি বললেন যে এইযে বিভিন্ন রকম সৃজনশীল কাজ আপনি যেগুলো কাগজ থেকে বা পতিত বে খেলনা-টেলনা গুলো রয়েছে এগুলো থেকে আপনি যে কাজগুলো করেন। তো আপনার কাছে কি সবসময় মানে ওই টাইপেরই ভিডিও আসে? নাকি আসলে বিভিন্ন রকম ব্যাপারগুলা আপনার মধ্যে চলে আসে আপনার সামনে?
হুম। হুম। জি।